হুম, একদম!
যে আপনি কো কোন রাস্তাটা বেছে নিবেন বা কোন রাস্তায় গেলে আপনার সময় সেফ হবে একটু বেশি, এটা কিন্তু আগে মানুষ জানত না যে, "কোন রাস্তায় কতটুক জ্যাম আছে, কত কিছু নাই।" এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই সম্ভব বা এই যে AI যে প্রযুক্তিগুলা আসছে, এগুলা দিয়েই কিন্তু সম্ভব। আপনি কি মনে করেন?
হুম। হুম। একদম। একদম। এক আমারও তাই মনে হয় যে, প্রযুক্তি আসলে আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে এসেছে এবং আরও এগিয়ে নিয়ে যাবে এবং এই যে প্রযুক্তির আম যেই আ ধারাটা হচ্ছে বজায় রাখছে প্রতিদিনই, আ নতুন, নতুন কিছুনা আমাদেরকে উপহার দিচ্ছে এইজন্য আমার মনে হয় কি, এই প্রযুক্তির সাথে চলার জন্য আমাদের বিশেষ ধরনের কাজের দক্ষতা অর্জন করতে হবে, আ যাতে করে আমরা এই প্রযুক্তির সাথে তালে তাল মিলিয়ে চলতে পারি।
জি, জি। জি। জি দেখুন, আমাদের যে দেশে এখন যে আগের থেকে অনেক কিন্তু এগিয়ে গেছে আমাদের দেশ, একমাত্র প্রযুক্তির সাহায্যে কিন্তু স সম্ভব হয়েছে এটা।
অনেকটাই।